আসলে আপনি সুন্দর বলেছেন ভাই। এই যে আপনার মাছ ধরার যে কথাটা বললেন আমি যদি এটাতেই শুরু করি। তো আমায় ওই যে আমি একটু আগে বলছিলাম যে আমার বারা বাসার পাশে একটু মানে ৪ ৫ কিলোমিটার দূরে একটা ছোট নদী আছে। তো ওইটা ওই নদীর উপর দিয়ে আবার bridge আছে। bridge পার হয়ে আমাদেরকে ইউনিয়ন পরিষদে যাইতে হয়, আমাদের বিভিন্ন কাজে য দেখার জ তো আমরা যাইতে, যাইতে দেখি যে bridge এর উপ হ্যাঁ bridge এর উপর থেকে দেখা যায় যে অনেকেই বরশী দিয়ে মাছ ধরতেছে। অনেক লোক গোটা নদীর এপার-ওপার, local লোকেরাই বিভিন্ন চারা দিয়ে মাছ ধর তো আমরা যাই আসি যাই আসি তো আমার বন্ধুটাকে বলতেছি যে, "এইটা দেখতে, দেখতে তো আর আসলে আমি লোভ সামলাইতে পারতেছি না। তো চল আমরা কালকে বরশী নিয়ে আসবো। আমরাও বরশি নিয়ে আসবো।" তো ওই ওখানে এক মুরুব্বি মাছ ধরতেছিল বরশী দিয়ে। তো উনি বলতেছে যে, "আমার পাশে একটা বরশী এখানে আছে। আমি সামলাইতে পারতেছি না। তুমি একটা নিয়ে দেখো। তোমার বরশী আনার দরকার নাই।" তো আমি বললাম যে, "ঠিক আছে, তাইলে ৫ টা মিনিট try করি।" তো ভাই আমি বলতে চাচ্ছি আসলে মাছ ধরা কিন্তু আমার ছোটবেলা থেকে একটা নেশা বলচায় বলচো বলা যায়। তো বেশ ভালোই। এ হ্যাঁ, মোটামুটি size এর নদীতে মনে করেন দেশি পুঁটি মাছ, তারপরে হচ্ছে আমাদের এইদিকে টাকি মাছ এবং হ্যাঁ, এই ধরনের মাছগুলো ধ
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। আ আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, এটা আসলে হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এবং এই স মাছগুলো কিন্তু এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এই যে নদীর দেশি মাছগুলো সেগুলো কিন্তু চাষ করা মাছের চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়। হ্যাঁ, প্লিজ বলুন।
হ্যাঁ ভাই, এগুলো একদম উ হু। হ্যাঁ। উ হু। তো তারপরে ২ ৪ টা ধরার পরে আমাদের সময় অতটা তখন ছিল না হাতে। আমরা বললাম, "ঠিক আছে চাচা আমরা যাই।" তারপরে আমার মাথায় এটা ঢুকিয়ে গেছে যে, "আমি যাব।" আমি চিন্তা আমি আমার বন্ধুকে বললাম। ও বলতেছে যে, "এইভাবে এতক্ষণ বসে থেকে মাছ ধরা।" আমি বললাম, "ঠিক আছে, তুই যাস না।" আমি আমি চিন্তা করি ফেলতেছি যে আমি যাব। একাই হইলেও আমি যাব। তারপরে বাসায় এসে বরশী-টঁরশীর বা বানানো দোকা বা দোকান থেকে কলসুতা নিয়ে আসলাম। বাসায় বরশী তৈরি করে পরের দিন সকালবেলা আমি সাইকেল করে আমার একটা bicycle আছে। আমি সাইকেল নিয়ে নদীতে পাড়ে গেছি। যাইয়া বসছি এবং ওখানে সকাল থেকে প্রায় ৪:৩০ পর্যন্ত আমি মাছ ধরছি।
অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। খুবই ভাল, খুবই ভাল, খুবই ভাল, খুবই ভাল আপনার এই অভিজ্ঞতা শুনে আমিও আসলে খুব বেশি আনন্দিত হচ্ছি এবং মনে হচ্ছে যে আ আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে আপনি এত সুন্দরভাবে জিনিসটা আসলে তুলে ধরেছেন। আ শুনে আমি অনেক বেশি আনন্দিত এবং আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ছে এবং আ দেখেন এই যে ছো ছোটবেলা স্মৃতিগুলো আছে সেইগুলো কিন্তু আমরা অ্যাঁ কিছু সাধারণ জায়গায় গেলেও তৈরি করতে পারছি এবং কিছু অদ্ভুত জায়গায় গিয়েও তৈরী করেছি যেমন ধরেন আ আমাদের তো অনেক অদ্ভুত স্মৃতিও আছে এবং অদ্ভুত জায়গার কিছু memory ও আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এইযে memories গুলো আছে সেই memories গুলা আমাদের কাছে অতি মূল্যবান এবং এই এই memories গুলোকে কিন্তু আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। তবে অদ্ভুত জায়গার কথা যদি বলি তো এই যে recent time এ কি আপনার কখনো কোনো অদ্ভুত জায়গায় যাওয়া হয়েছে যেখানে যেয়ে আসলে আপনি খুব বেশি আনন্দিত হয়েছেন বা আ অনেক বেশি আসলে আ অনেক কি অনেক বেশি বিস্মিত হয়েছেন?
উ হু। উ হু। উ হু। উ জি। উ হু। জি। উ হু। উ হু। উ হু। জি। জি। হ্যাঁ। হ্যাঁ। জি। উ হু।

না, এটা আসলে কখনো তো করা উচিত নয়। আসলে আমি আর, আমারও এত এখনো পাহাড়ে যাওয়া হয় নি ওই পাশে বিশেষ করে। তো আসলে আমি এটা দেখিনি। তবে এ ফোনে দেখা যায় YouTube বা Facebook এ তো যখন দেখা যায় অনেকের খাবার ভিডিও এখন বিশেষ করে এই জিনিসগুলো বেশি ছাড়ে মানুষ। তো এখানে আমরা যদি দেখি আপনি যেমন পাহাড়িদের কথা বললেন, আমি যদি দেখি যে চায়নাদের যদি একটু কথা বলি চাইনিজদের, তো ওদের যে খাবারের যে রুচি ভাই আপনি তো মনে হয় দেখছেন, আপনি অবশ্যই জানেন। আমাদের মতো সাদা হুম। হ্যাঁ,
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আসলে। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই তাদের food culture আমাদের food culture অনেক difference আছে এবং এটা আসলে আকাশ তো আকাশ পাতাল তফাৎ। জি।
হু, হু। হ্যাঁ, আমার এক ভাগিনা আমার ১ ভাগিনা হচ্ছে মেরিনে মেরিনে চাকরি, জব করে সে। তো ও ও এবার ট্রিপে এবার ট্রিপ এসে ও চায়না থেকে ওর ট্রিপ শুরু হইছে। তো ও চায়নাতে গেছে তো বলতেছে, "মামা এখানে তো ২ রাত হোল্ড করতে হবে তারপরে আবার এখান থেকে নেক্সট ইয়াতে যাইতে হবে। আমি "ঠিক আছে থাক।" আমরা বলতেছি যে, "তুমি থাকো চায়নাতে দেখও চায়নারা কেমন?" তো বলতেছে, "সবই তো ঠিক আছে মামা কিন্তু খাওয়াতেই তো প্রবলেম।" তো বলতেছে, "আমরা যখন গেলাম আমরা ফ্রেশ হওয়ার পরেই, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটু পরেই আমাদেরকে খাবার দিয়ে গেল। তো দেখা যাচ্ছে যে, আমরা যেমন আমাদের দেশে পাতলা ডাল, ওই যে বিভিন্ন মেসে বা হোটেলে যেভাবে ডাল থাকে না, ১০ টাকার ডালে ১০ জনের খোরাক। তো ওই ধরনের, ওই টাইপের স্যুপ। আর ওখানে দেখা যাচ্ছে যে, কাঁচা, কাঁচা, সবজির মতো যে পেঁয়াজের পাতার মতো ও ওইরকম একটা মোড়ানো আছে কাঁচা। আর বলতেছে যে একটা মানে লেগ পিস আছে। বলতেছে যে এটা এখন মুরগি না কিসের সেটা বোঝা যাচ্ছে না। এ্যা ও আবার ওটা হুম, তো ওটা আবার ও ছবি তুলে পাঠাইছে। বলে, "দেখো তো তোমার এটা রুচিতে আসে কিনা?" আমি বললাম যে, "না বাবা এটা তো কাঁচা জিনিস।" আমি বললাম, "এটা তো কাঁচা জিনিস।" সবকিছু মধ্যে র দেখাচ্ছে। কচ্ছে "মামা আসলে এগুলা আমাদের রুচিতে আসতেছে না। আমরা বাইরে যাইয়া খাইয়া আসবো।" তো এই যে ওদের অদ্ভুত যে খাবারগুলা আসলে দেখেন না ওদের কালচারের সাথেই কিন্তু এগুলা সামঞ্জস্য এবং ওরা হুম।
আচ্ছা, আচ্ছা খুবই ভালো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যা, হ্যা। আচ্ছা। হ্যা, হ্যা, হ্যা, হ্যা। হ্যা, হ্যা, হ্যা। হ্যা, হ্যা। হ্যা, হ্যা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যা। আচ্ছা, আচ্ছা তো খুবই অদ্ভুত খাবার! হ্যাঁ আচ্ছা। আচ্ছা। হ্যা, হ্যা, হ্যা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যা, হ্যা। হ্যা, হ্যা, হ্যা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, এদের যে আমি যেটা বলেছি যে, এদের কাছে কিন্তু এই অদ্ভুত খাবারগুলো খুবই পছন্দের এবং এরা কিন্তু খুবই enjoy করে জিনিসগুলা খাচ্ছে। কিন্তু আমাদের কাছে অদ্ভুত লাগছে বলে কিন্তু আমরা তাদেরকে ছোট করতে পারব না। বা তাদেরকে কিন্তু কষ্ট দিয়ে কিছু বলতে পারবো না। একেকজনের culture একেকরকম হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে সকলের culture কে বা সকলে যেই তাদের কাছে যে জিনিসটা নিয়ে তারা comfortable সেই জিনিসটাকে বা তাদের যে opinion বা মতামত আছে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
হুম। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। উ, না, হু, হু। হ্যাঁ। হু, হু। হু, হু। জি।

হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই ভাই। এটা তো দেখা উচিত। কারণ বিদেশের culture টা দেখে তো এখন বাংলাদেশেও দেখেন অনেক সামুদ্রিক প্রাণী খাওয়া হচ্ছে। এখানে যদি বলি আমি অক্টো অক্টোপাসেরও যদি কথা বলি, এখন বিভিন্ন restaurant এ অক্টোপাস দেওয়া হচ্ছে, আপনার crab দেওয়া হচ্ছে হ্যাঁ?
জি। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই। অ্যা হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই শুধু restaurant-এ নয় কিন্তু এটা কিন্তু আপনার এখন ফ এ street food-এও আসলে অস octopus-টা চলে এসেছে এবং এটা খুব বেশি common হয়ে গেছে। জি।
হ্যাঁ, চলে এসেছে, common হয়ে গেছে। তো এই যে এগুলো দেখার পরে মানুষ শিখতেছে যে যে আমি যদি হ্যাঁ, কাঁকড়ার কথা বলি, দেশি কাঁকড়াও অনেকেই এখন ইয়ে করতেছে। তারপরে আপ চিংড়ি। হ্যাঁ, তো এই যে এই ধরনের জিনিসগুলা এখন তো শামুকও খাবার একটা প্রচলন চলে এসেছে। যেমন চাইনিজরা বা ওই যে পাহাড়ীরা যেমন শামুক খায়, এখন বাঙালিরাও দেখা যাচ্ছে যে ধীরে, ধীরে, এখন একটা level এ যাচ্ছে। তো একটা সময় দেখা যাবে যে আমরা আমাদেরও যেহেতু একটা সমুদ্র আছে, আমরাও একটা সময় এই সামুদ্রিক এই ধরনের জিনিসগুলা হয়তো টেস্ট টেস্ট করার জন্য হালাল তো অবশ্যই। হালালই হইলে টেস্ট করা যায় এক অক বার যে কেমন আসলে খাইতে এই জিনিসটা। উহু। হ্যাঁ।
জি। অবশ্যই, অবশ্যই। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, চাষ করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। প্রাণীগুলোর। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এই যে অদ্ভুত যে বিষয়গুলো আছে। সে অদ্ভুত বিষয়গুলো কিন্তু আসলে মানুষ explore করতে ভালোবাসে এবং আসলে সেই অদ্ভুতগুলোকে আসলে অদ্ভুত বিষয়গুলোকে কিন্তু experience করতে ভালোবাসে। তো এটা আমার কাছে মনে হয় যে মানুষের একটা সহজাত স্বভাব যে অদ্ভুত যত বিষয় আছে। সেই বিষয়গুলোর প্রতি আসলে মানুষের একটা fascination বা আকর্ষণ কাজ করে। তবে আজকে আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি এবং আপনার যেই আনন্দঘন অভিজ্ঞতা আছে বা মুহূর্তগুলো আছে সে অভিজ্ঞতা বা মুহূর্তগুলো কিন্তু আমাকে খুব বেশি আনন্দিত করেছে এবং আ আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। এজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি পরবর্তীতে সময় কথা হবে এবং অনেক বেশি আড্ডা হবে, অনেক কিছু জানা হবে। ততদিন ভালো থাকবেন।
উম অ্যা হ্যাঁ। উ হু। উ হু। জি। উ জি। উ হু। জি। উ হু। জি। জি। জি আপনার সাথে আপনার সাথে কথা বলে আমাকেও অনেক ভালো লাগলো এবং নতুন কিছু আপনার কাছ থেকে আমি শিখতে পারছি। হ্যাঁ ভাই, অবশ্যই পরবর্তীতে আপনার সাথে আবারও দেখা হলে কথা হবে, বা connect হব। সে অব্দি ভালো থাকবেন। খোদা হাফেজ।
জি। জি, জি, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। অবশ্যই। পরবর্তীতে কথা হবে, জি। জি, অবশ্যই ভালো থাকবেন। খোদা হাফেজ।

হ্যাঁ। তো আমরা যাইতে ওই জায়গাটা চোখ পড়লো। তো আমরা বললাম যে ঠিক আছে গাড়িটা দাঁড় করাই, এখানে দেখে যাওয়ার কোন ব্যবস্থা আছে নাকি, রাস্তা আছে নাকি? তো যেতে গেলে নদী পার হয়ে যেতে হবে। তো দেখলাম রাস্তা আছে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না। গাড়িটাকে আমরা একপাশে লক করে রাখলাম। রাখার পরে প্যান্ট-ট্যান্ট হাঁটুর উপরে উঠায় আমরা ওখানে গেলাম ভাই। হ্যাঁ, যে ভেতরে গিয়ে আসলে একটু মানে একটু ভয়, ভয়, লেগে গেছে যে আসলে ও এ একটু হালকা অন্ধকার, অন্ধকার। কিন্তু যে দৃশ্যটা হ্যাঁ, না আপনার দেখলে গা ছমছম করবে। আমি চিন্তা করলাম হু, হু।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর কি আছে? আচ্ছা। ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভূতুড়ে একটা পরিবেশ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি আসলে হ্যাঁ, আসলে এরকম অনেক পরিবেশ আসলে আমাদের আশেপাশে আছে এবং আ আমি যদি ব্যক্তিগতভাবে ভাই বলি, আমারও কিন্তু এরকম একটা অভিজ্ঞতা আছে। যেমন ধরেন আমার এলাকার পাশে কিন্তু একটা পুরনো রাজবাড়ি আছে। তো আস রাজবাড়ি না আসলে এটা একটা সর্দার ছিল যিনি হচ্ছে এই বাড়িটা করেছেন প্রায় ৩০০ বছর আগে এবং এই বাড়িটা কিন্তু এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে। এবং বাড়িটা যদি আমি আপনাকে বলি, বাড়িটা হলুদ বর্ণের এবং আ আসলে অ অনেকগুলো ইট ফাটল ধরেছে এবং অনেকখানি বাড়ির অংশ আ ফাটল ধরেছে এবং তিনি একটু জমিদার ছিলেন তো তার অনেক সৌখীন বাড়ি ছিল এটা এবং সখ করে অনেক সুনধর সুন্দরভাবে আসলে ২ তলা একটা বাড়ি করেছিলেন। তো সেই বাড়িটি আসলে ৩০০ বছর আগে এবং সেই বাড়িটি কিন্তু এখনো সেইভাবেই দাঁড়িয়ে আছে। যদিও অনেক জায়গা আসলে ধসে পড়েছে। তবে অনেক অংশ কিন্তু এ্যা এ্যা এখনো দাঁড়িয়ে আছে এবং জায়গাটা খুবই risky। তবে আপনি যেটি বললেন না যে লতাপাতা আসলে সেভাবে বের হচ্ছে এবং বাড়িটির মধ্যে কিন্তু লতাপাতা সেভাবে বের উঠেছে। এবং আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে এটা এত পুরনো বাড়ি এবং পুরনো একটা architecture বা পুরনো একটা designer এর মধ্যে বাড়িটা যখন, আ এত পুরনো একটা বাড়ি লতাপাতা আসলে ঘিরে রেখেছে এবং অনেক অংশ ধসে পড়সে সেটা কতটুকু না ভূতুড়ে হয়েছে। এবং এই যে অদ্ভুত জায়গাটি আছে সেখানে যেয়ে আমিও অনেক বেশি আশ্চর্যজিত হয়েছি। আ তবে আ আপনার কাছে কি আসলে এরকম অদ্ভুত জায়গায় যেতে ভালো লাগে বা explore করতে ভালো লাগে নাকি আ usually যেখানে যান সেসব জায়গায় যেতেই ভালো লাগে?
হ্যাঁ। উ-হুম। জি। হুম হুম। আচ্ছা। উ-হুম। হু, হু। জি। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। জি। হু, হু। হু, হু। জি। <clears throat> হ্যাঁ। হু। হু, হু। হু, হু। হু, হু। উ-জি। হুম। জি। উম। হ্যাঁ। উ-হু। জি। হু। হু।